হ্যালো, কেমন আছেন?
এইতো ভালো আছি, আপনার কি অবস্থা ভাই?
জ্বী, আমিও ভালো আছি। আপনার দিন-কাল কেমন যায়?
আমার দিন-কাল খুবই ভালো যাচ্ছে এবং অ্যা কিছুদিন ধরেই একটি ভালো কাজ করার চেষ্টা করছিলাম এবং আজকে কাজটিকে পূর্ণতা দিতে পেরেছি। আপনার দিন-কাল কেমন যাচ্ছে?
হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমারও দিন-কাল মোটামুটি ভালোই যাচ্ছে। আমার কর্মব্যস্ততার কারণে নিজেকে তেমন সময় দেওয়া হচ্ছে না বা আ কি বলে, বাসায় রয়েছি বলতে গেলে। তো সেক্ষেত্রে আপনি কি ভালো কাজটি করেছেন আমি কি জানতে পারি?
জ্বী। আচ্ছা। ও। হ্যাঁ, অবশ্যই। আপনার সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগবে, আ আমাদের সমাজে কিন্তু এখন দেখা দেয় যে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেক সময় অনেকে সমান সুযোগ-সুবিধা পায় না, কেউ কারো থেকে কম-বেশি পায়, তো এগুলি চিন্তা করে আমরা যারা আমাদের মহল্লার ইয়াং জেনারেশনের ছেলেরা রয়েছি, সবাই মিলে আমরা একটি এ সংস্থা গঠন করেছি, যেটির মাধ্যমে আসলে আমরা সবাই যেনো সমাজের ভিতরের প্রত্যেকটি সুবিধা সমানভাবে এ ভাগ করে নিতে পারে, সেটিকে কারন নিশ্চিত করতে পারি।
আচ্ছা। হুম। আচ্ছা। আ হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপনারা। আমাদের সমাজে কিন্তু দেখা যায় এখন আ সবাই কিন্তু আ সমানভাবে সুযোগগুলো আম গ্রহণ করতে পারে না বা উপকৃত হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যে সংগঠনটি তৈরি করেছেন, এটা আসলেই আমাদের সমাজের জন্য অনেকটাই উপকারী। আচ্ছা আমি যদি বলি আপনাকে আপনার দৃষ্টিতে কোন ক্ষেত্রগুলোতে সমাজের আ যেই সুযোগগুলো রয়েছে বা আ নিচু স্তরের মানুষগুলো রয়েছে, অ্যা তাদের মধ্যে বেশি অসমতা?
জি। একদম। জি। হ্যাঁ। জি। আচ্ছা। আমি এখানে ১ম এই বলবো যে আমাদের সমাজের যারা মূলত একটু নিচু স্তরের মানুষ রয়েছে। যারা মধ্যবিত্ত কিংবা বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত। সেখানে দেখা যায় যে ওরা কিন্তু সুযোগ সুবিধাটা খুব একটা পায় না। যেরকম আমি যদি বলি ১ম এ শিক্ষার যে একটা সুযোগ সুবিধা রয়েছে, এটা কিন্তু ওরা পায় না। দেখা যায় যে বেশির ভাগেরই ওই রকমের টাকা-পয়সা না থাকায় স্কুলে ভর্তি করতে পারে না। সেই কারণে আমি বলবো যে এটা কিন্তু খুবই দরকারী একটি সুযোগ। যেটি কিন্তু তাদেরও থাকা উচিত যতটা কিনা একজন ভালো পরিবারের সদস্যের রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা ক জি, বলুন।
হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। আ হ্যাঁ। অ্যা হ্যাঁ, অবশ্যই। আমি যদি একটু বলি হ্যাঁ, আমি যদি আপনাকে একটু করে বলি, যে আমাদের সমাজে যে মানুষ রয়েছে আ তাদের কিন্তু মৌলিক কিছু অধিকার রয়েছে। তার মধ্যে প্রধান ৫ অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং আপনি যেমনটা বললেন যে শিক্ষা এবং চিকিৎসা যে বিষয়গুলো রয়েছে। এগুলো কিন্তু দেখা যায় আমাদের সমাজে আ এগুলো আমাদের মৌলিক অধিকার হলেও কিন্তু সবাই এর থেকে বঞ্চিত। সেক্ষেত্রে আমার মনে হয়, যে আপনি যেমনটা বললেন আমিও আপনার কথার সাথে একদমই একমত যে আমাদের সমাজে যে নিম্নস্তরের মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এই সকল অধিকার থেকে বঞ্চিত হ্যাঁ জি, ক আপনি বলতে থাকুন।
জি। একদম। জি। জি। হ্যাঁ। একদম। জি। হ্যাঁ। জি, অবশ্যই হ্যাঁ। আপনি কিন্তু আ আরো কয়েকটি পয়েন্ট বললেন, যে চিকিৎসার কথা। এটাও কিন্তু আসলে সবার মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজে এখন এমন হয়ে গিয়েছে। যে এগুলি আসলে এখন আর মৌলিক অধিকার নেই। এগুলি হয়ে গিয়েছে যাদের আসলে টাকা আছে তারাই কেবলমাত্র ভোগ করতে পারবে। কারণ আমরা কিন্তু দেখি যে সরকারি যে হসপিটালগুলি রয়েছে, সেগুলির অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে আসলে যাদের আ টাকা-পয়সাটা একটু বেশি আছে। তারাই কিন্তু একটি ভালো পরিবেশে গিয়ে নিজেদের চিকিৎসাটা করাতে পারে। তাই না?
হ্যাঁ। <chuckles> আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, অবশ্যই। আপনি অ্যা যেমনটা বললেন, আপনার আলোকে যদি অ্যা আপনার কথার আলোকে যদি আমি বলি, আপনি যেমনটা বললেন যে যাদের টাকা আছে তারাই কিন্তু চিকিৎসাটা পাচ্ছে। যেমনটা আমি যদি আমার কথাই বলি, আজকে কিন্তু আমার পরিবারের একজন আ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলো। তো আজকে তাকে নিয়ে আমার আ সরকারি হাসপাতালে যাওয়া হয়েছিলো। তখন যাওয়ার পর দেখি তারা আ ভোর ৬ঃ০০ টা বা ৫ঃ০০ টা থেকেই সিরিয়াল দিয়ে বসে আছে অথচ ডাক্তার বা সিরিয়াল শুরুই হবে কিন্তু ৮ঃ০০ টা থেকে। তো সেক্ষেত্রে আমি যাওয়ার পর দেখি যে তখন সকাল ৬ঃ০০ টা বাজে এবং বা ডাক্তার বলুন বা কতিত কর্তৃপক্ষ কেউই কিন্তু আসেনি, কিন্তু রোগীরা এসে বসে আছে। সেক্ষেত্রে আ তারপর আমার আ হচ্ছে আমার সেই জায়গাটা তেমন একটা ভালো লাগেনি। যে এতক্ষণ ভোগান্তি ২ টা ঘন্টা বসে থাকবো। এটা আমার কাছে আসলে খুব আ পেরেশানির মনে হয়েছে। তারপর আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং আ বেসরকারি একটি চিকিৎসালয় বা হ হাসপাতালে তাকে ডাক্তার দেখাই। সেক্ষেত্রে কিন্তু আমার অ বেশ অনেকটা টাকাই কিন্তু খরচ হয়েছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে যেই সরকারের
জি। জি। আচ্ছা। ও। জি। হ্যাঁ। জি। আচ্ছা। জি। একদম। জি। হ্যাঁ।
চিকিৎসার সুযোগটা আমাদেরকে দেওয়ার কথা ছিলো। সেটা থেকেই কিন্তু আমি বঞ্চিত বা আমার পরিবারের সদস্য বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি।
জি। একদম। হ্যাঁ, এটাই তো আসলে আপনি জী, বলুন।
আপনার, হ্যাঁ আপনার কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে?
হ্যাঁ, আমার এরকম অভিজ্ঞতা রয়েছে বলতে আমারও দেখা গেছে যে, বিশেষ করে এই চিকিৎসার কথা যেটি অনেক সময়, আ আমার পরিবারের অনেক সদস্যকে নিয়েই আমি সরকারি হসপিটালে গিয়েছি। তো সেই ক্ষেত্রে, দেখা যায় যে খুবই ভোগান্তের শিকার হতে হয়েছে আমাকে এই যে, একটি লম্বা লাইন ধরে আমাদেরকে দাঁড়িয়ে থাকা লাগছে এবং অনেকটা সময় কিন্তু আমাদের দেওয়া লাগছে। কিন্তু যখনই আমরা কোনো প্রাইভেট হসপিটালে যাচ্ছি বা যাদের কাছে আসলে, সামর্থ্য রয়েছে তারা যখন কোনো প্রাইভেট হসপিটালে আছে তাদের কিন্তু সময়টা বেঁচে যাচ্ছে। কিন্তু, আমরা যারা নরমাল মানুষ রয়েছি যারা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাদের কিন্তু, এই ধরনের সুযোগ-সুবিধাগুলো কোনোভাবেই নেয়া সম্ভব হচ্ছে না। কিন্তু, এটা কিন্তু আবার আমাদের মৌলিক অধিকার। এটা কিন্তু আমাদের পাওয়ার কথা। ভালো শিক্ষা, ভালো খাবার, ভালো চিকিৎসা কিন্তু তারপরও কেনো জানি আমরা এগুলো পেয়ে উঠতে পারছি না এখন।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ, বেসরকারি। হ্যাঁ। হ্যাঁ। হুম। জী। হুম। হ্যাঁ, অবশ্যই। আমারও তাই মনে হয় আমাদের আ সমাজে যে সরকার রয়েছে বা উচ্চপদস্থ যা যারা এই বিষয়ে অবগত বা যাদের দায়িত্ব রয়েছে। তাদেরকে উচিত এখানে নজর দেওয়া, কেননা তাদের নজর দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের মৌলিক যে সুযোগ বা অধিকারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা সমাজ থেকে পেয়ে থাকবো। আচ্ছা আপনি কি মনে করেন, যে শিক্ষা ক্ষেত্রে সবাই কি সমান সুযোগ পায়? আমরা তো চিকিৎসা নিয়ে কথা বললাম। এখন শিক্ষা নিয়ে কথা বলি, নাকি সেখানে কি সবাই স সমান সুযোগটা পাচ্ছে নাকি সেখানেও কিছু বাধা রয়েছে? আপনি কি মনে করেন?
জ্বী। জ্বী। একদম। জ্বী। একদম। হ্যাঁ। অবশ্যই, সেখানেও বাধা রয়েছে। যেরকমটা আমরা দেখতে পাই যে এখন কিন্তু শিক্ষার বিভিন্ন ধরনের শিক্ষাটা কিন্তু অনেক ভাগে ভাগ হয়ে গিয়েছে। যেরকম আমি যদি আপনাকে একটু বলি, দেখা যায় যাদের কাছে ভালো অর্থ আছে, তারা কিন্তু একটা ভালো প্রাইভেট স্কুল এ নিজেদের সন্তানদেরকে দিতে পারছে। ভালো একটা পরিবেশ পাচ্ছে। কিন্তু এটার সাথে যদি আমি একটি সরকারি কলেজ বা সরকারি স্কুলের তুলনা করি। দেখা যাচ্ছে সেখানের প্রফেসররা অবশ্যই অনেক বড় লেভেলের। কিন্তু তারপরও তারা যে তাদের স্টুডেন্ট এর যে একটা টেক কেয়ার এর
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ভালো পরিবেশে। হুম। হ্যাঁ। বিষয়টা রয়েছে, হ্যাঁ।
বিষয় রয়েছে কিংবা একটা পরিবেশটা মেইনটেইন করার বিষয় রয়েছে, সেটা কিন্তু তারা করছে না। তারা তাদের নিজেদের মত ক্লাস করাচ্ছে তারপর চলে যাচ্ছে। যেটার কিন্তু আমি নিজেই কিন্তু সরকারি কলেজে পড়তাম। যার ফলে এটার খুবই একটি ভালো ধারণা আমার ভিতরে রয়েছে।
আচ্ছা। হ্যাঁ, আমিও তাই মনে করি। আপনি যেমনটা বললেন, যে আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী যারা রয়েছে প্রফেসর বা শিক্ষা ব্যবস্থাটা এটা কিন্তু আ আরো উন্নত হওয়া দরকার। কেননা এখানে আমরা আ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়গুলো দেখে থাকি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাব থাকে, আ কম্পিউটার থাকে যেগুলো কিন্তু সরকারি বিদ্যালয়ে নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই সরকারকে এখানে আ একটু নজরদারি করতে হবে এবং এবং আমার মনে হয় যে, অবশ্যই শিক্ষাক্ষেত্রেও কিন্তু এই সমা আ সমাজের যেই সুযোগটা রয়েছে, এটা কিন্তু সবাই আ পেয়ে থাকে না সমান ভাবে। এখানেও কিছু না কিছু বাধা রয়েছে। আচ্ছা যেহেতু আ সরকারের কথা এখানে চলেই আসলো। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? সরকার বা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি সমাজের আমরা কী, কী উদ্যোগগুলো নিতে পারি। যার কা যার মাধ্যমে এই আ যে মৌলিক অধিকার বা সুযোগগুলো রয়েছে সমাজের এগুলা সবাই সমানভাবে পাবে?
জি। জি। জি। একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ যাওয়া উচিত। জি। অবশ্যই। জি। জি। হ্যাঁ। আ এটার জন্য আসলে ১ম, এর আমাদের সকলকে এক হতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আ যখন আসলে আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কোন সমস্যার মোকাবেলা করার চেষ্টা করব। তখন কিন্তু খুব সহজেই সেটা আমরা তুলে ধরতে পারব। যারা আসলে আ উর্ধ্বতর কর্মকর্তা রয়েছে। যাদের আসলে এই বিষয়গুলি দেখা দর-ট দরকার। তাদের কাছে কিন্তু আমরা একত্রিত হয়ে এই সমস্যা গুলি তুলে ধরতে পারি এবং এটা যে কতটা জরুরি, একটা আমাদের জন্য জরুরি একটা জিনিস। যেটি আসলে আমরা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। এটা কিন্তু আমাদের তাদেরকে বুঝাতে হবে এবং আ শুধু যে আমরা বুঝা বুঝাতে হবে এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এটা তাদের। যে তারা যেহেতু একটি দেশের খুবই সুন্দর একটি পর্যায়ে আছে। আ তাদের কিন্তু এগুলো উচিত যে মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে এগুলো নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে তারা এখনো করছে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন?
হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ, অবশ্যই। হু। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম। আচ্ছা, আমার কথা যদি বলি এখানে অবশ্যই সরকারের আ সুযোগ রয়েছে কিন্তু। আমরা যদি বেশি না, আমরা যদি আ বাইরের দেশগুলো, বিদেশে তাকাই, সেক্ষেত্রে দেখা যায় তাদের যে আ ব্যা এ শিক্ষা ব্যবস্থাটা রয়েছে বা চিকিৎসা রয়েছে, সবকিছুই কিন্তু উন্নত, কেননা তারা সবকিছু নিয়ম মাফিক করে থাকে এবং অ্যা সেখানে একটি শৃঙ্খলা রয়েছে। আমরা আমাদের দেশের তুলনা করলে, যদি ভারত বা বাংলাদেশের কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের যে শৃঙ্খলাটা বা এখানে কিন্তু অ অনৈতিক কাজগুলো বেশি হয়ে থাকে, যেমনটা অনেকে কিন্তু কিছু বেশি অর্থের কারণে কিন্তু আ সাধারণ মানুষের যেই অ্যা সুযোগগুলো রয়েছে, সেগুলো কিন্তু আ খারাপ মানুষদেরকে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বঞ্চিত হয় সেই সাধারণ মানুষগুলোই। আর আমি যদি বলি সরকার কী, কী করতে পারে? সেক্ষেত্রে আমার মনে হয় সর্বপ্রথম আ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি দেওয়া এবং বইগুলো ফ্রি করে দেওয়া। আমার মনে হয় যে, আমাদের সরকার এ বিষয়ে কিন্তু আ পদক্ষেপ নিয়েছে। আর আমার মনে হয় যে, নারী যারা রয়েছেন আমাদের দেশে বা আ আমাদের পরিবারে, তাদেরকে কোনো আ কর্মসংস্থান তৈরি করে দেওয়া। ক্ষুদ্র, ক্ষুদ্র বা মাঝারি, যেমন তারা বাসায় বসে অনেক কিছু তৈরি করতে পারে। সেগুলো কিন্তু বাহিরে বিক্রির মাধ্যমে তারা কিন্তু নিজেরাই স্বচ্ছল হয়ে উঠবে এবং আর অর্থনৈতিকভাবে যদি আমরা সচ্ছল হয়ে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যা সমাজে কিন্তু সবাই সমান সুযোগের আ ভাগিদারি হবে। আপনি কি মনে করেন যে, আ আমরা নিজেরা কিভাবে আমাদের চারপাশে যে মানুষজন রয়েছে, তাদেরকে সমান সু সুযোগের ব্যবস্থা করে দিতে পারি?
উ জ্বী। এ জ্বী। একদম। অবশ্যই। জ্বী। একদম। জ্বী। একদম। আচ্ছা। জ্বী। জ্বী। একদম। জ্বী, একদম। হ্যাঁ। আ অবশ্যই পারি। আপনি যে কথাটি বললেন, সেটি কিন্তু খুবই সুন্দর একটি কথা বললেন যে, সরকার যদি এরকম কোনো উদ্যোগ নেয় আমাদের ঘরে আ মা-বোনরা যারা রয়েছে তারা কিন্তু অন অনেক কিছুতে দক্ষ থাকে এবং অ্যা তারা কিন্তু ঘরের বাহিরে গিয়ে যে খুব কিছু একটা করবে পরিবারকে টাইম দেওয়ার পর সেরকম সময় হয়ে ওঠে না। যার ফলে, যদি এরকম কোনো ব্যবস্থা করা যায় যে, তারা ঘরে থেকেই ছোট একটি ব্যবসা বা কোনো কিছু করতে পারবে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং আপনি জ্বী। এবং আপনি যে কথাটি বললেন যে আমরা আসলে কি করতে পারি যে, বি সমাজের ভিতরে ভারসাম্য রক্ষার জন্য অ্যা এর এ যেরকমটা আসলে আমি আমার এলাকায় আসলে একটি সংস্থা তৈরি করলাম। সবকিছু আ বিবেচনা করার জন্য, সবকিছু খেয়াল রাখার জন্য এটা কিন্তু করা যেতে পারে। কারণ আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখতে পাই কিছু অসাধু মানুষ তাদের স্বার্থ অর্জনের অ্যা জন্য যারা একটু নিম্ন স্তরে রয়েছে তাদের ক্ষতি সাধন করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এগুলো রুখে দিতে পারি তাহলে কিন্তু সমাজের ভিতরের ভারসাম্যটা বজায় থাকবে। তাই না?
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ। হ্যাঁ, আমাদের সমাজটাও অনেক সুন্দর হয়ে উঠবে। হুম। হ্যাঁ। জি। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে, সমাজে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের স্থানীয় যে নেতাগুলো রয়েছে তাদের গুরুত্বটা কিন্তু অপরিসীম। যেমনটা দেখা যায় তারা কিন্তু তাদেরকে নির্বাচিত করার আগে আমাদের থেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু দিন শেষে দেখা যায় তারা যখন জয়ী হয়ে যায় তারা কিন্তু আমাদেরকে কে আর আ তেমন একটা পাত্তা দেয় না বা আমাদের কিন্তু সমাজের তেমন কোন ভালো সুযোগ তৈরি করে দেয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের অবশ্যই উচিত তাদের নির্বাচিত করার আগে আমাদের সাথে প্রতিশ্রুতি করা যে আমাদের, আমাদের মৌলিক আ যে সুযোগগুলো রয়েছে সমাজে এগুলো যেন আমরা পেয়ে থাকি সময় মতো। আর
ফি ফি ফি একদম। জি। ফি ফি অবশ্যই।
যদি বলি সমাজমূলকভাবে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় আপনি আ শুরুতেই যেমনটা বললেন যে, আপনি একটা সংস্থার আ অংশ। তো সেরকম সংস্থাগুলো যদি আমরা এলাকায়, এলাকায় তৈরি করতে পারি বা আমাদের অঞ্চলে তৈরি করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে সমাজে সবাই কিন্তু সমান সুযোগ পাবে। এখন আমাদের দেশেও কিন্তু অনেক ধরনের এনজিও বা সংস্থা রয়েছে তারা কিন্তু এ সকল কাজ করে থাকছে। অবশ্যই আপনার সাথে কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো এবং অ্যা আবার নতুন কিছু শিখতে পারলাম এবং জেনে খুশি হলাম যে আপনি একটি সংস্থার সাথে কাজ করছেন। আপনি ভালো থাকবেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। ফি ফি হ্যাঁ। ফি হ্যাঁ, আপনার সাথে কথা বলেও আসলে আমার খুবই ভালো লাগলো। অনেকদিন পর আসলে মন খুলে কথা বলতে পারলাম এই জিনিসটা নিয়ে যেটা আসলে অ্যা এবং আমার যে একটি ভালো লাগা ছিল সেটিও আপনার সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগাটা আরো বেড়ে গেল। আপনিও কিন্তু চাইলে এই ধরনের একটি সংস্থা আপনার এলাকায় গড়ে তুলতে পারেন। যার ফলে আসলে ভারসাম্যটা আপনি কিছুটা হলেও কিন্তু অ্যা ঠিক করতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের সকলের কিন্তু উচিত যে এর বিরুদ্ধে যারা আসলেও শ শক্তি বা সামর্থ্য থাকা শর্তেও এগুলো নিয়ে কথা বলছে না কিংবা এই যে একটা মৌলিক অধিকার এটি নিশ্চিত করছে না তাদের বিরুদ্ধে দাঁড়ানোর যেন তারা এটি তাদের কাজটি ঠিকভাবে করে। আপনি ভালো থাকবেন।
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। ধন্যবাদ আপনাকেও।
জী। ঠি